ভয়ে একটা লিখেছি লজ্জায়, হ্যাঁ, সবই মনে হচ্ছে যে লজ্জায়ও লিখেছি। ভয়েও লিখেছিলাম সেটা আ এই কোভিড কালীন সময়ে আ কোভিডের একটু আগে, আগে, বা একটু পরে।
হুম। আচ্ছা।
আমাদের বাসায় ডেঙ্গু হয়েছিল হসপিটালাইজড হওয়ার পরে আমি না, হুম, তো আমার সদস্য, আমার হাসব্যান্ড আরকি। তো তখন সদস্য তো হসপিটাল কর্তৃপক্ষ বলা কর্তৃপক্ষই যারা গেটে থাকে গেটে দারোয়ান আরও আমার পরিবারের সদস্যদের সাথে এমন খারাপ ব্যবহার শুধু না। কারণটা হচ্ছে যে ওখানে আ থাকতে হবে ১ জন অথচ তাদ কোনো রেস্ট নেওয়ার ব্যবস্থা নেই শিশ একটা টুলো নেই বসে থাকার। তো সারারাত ৫ টা দিন তো একটা মানুষ বসে থাকতে পারে না। আবার তারা কোনো বালিশও দেবে না। আবার বাইরে থেকে নিয়ে যাওয়াও যাবে না। এইটা নিয়েই দন্দ হয়েছিল। তাকে গলা টিপে ধরেছিল ছেলেটার সাথে যে মেরে ফেলার মত। তখন তো যাই হোক অনেক আ হইচই করার পরে ছেড়ে দেয়। তখন আমি কর্তৃপক্ষের সাথে যে আমার একটা বাক বিতণ্ডা হয়েছিল। পরে ভয় পাচ্ছিলাম কোন ক্ষতি না করে দেয়। সেটা আমি লিখে রেখেছিলাম এবং পরে অবশ্য এটা আমি আমার আ FaceBook এ আ পোস্টও করেছিলাম অনেকদিন পরে। তখন সবাই অনেকে জানতে চেয়েছিল যারা আমার মানে পরিচিত বন্ধু-বান্ধব আছে উচ্চ পদে। কোন হাসপাতাল তুমি নাম মেনশন করো, তো আমি আর সেটা করিনি <chuckles> অবশ্য এরকম, এটা একটা ভয়ের ঘটনা লিখে রাখা
ও। হুম, হুম। আচ্ছা, আচ্ছা মানে পরিবারের সদস্য যারা হুম। উহ জি। আচ্ছা হুম, হুম। আচ্ছা, এটা তো অনেক খারাপ একটা অবস্থা ছিল তাহলে তখন। হুম। হুম। পরিচিত হুম। <chuckles> বুঝতে পেরেছি।
ছিল।
আচ্ছা, আচ্ছা, হুম তাহলে, ভাইয়া আসলে স্বাভাবিক কারণ আ সেই সময়টা বা সেই পরিস্থিতিতে আসলে এত খারাপ অবস্থা ছিল বা আ তখন আসলে আপনি যেই পরিস্থিতিতে আসলে মা সম্মুখীন হয়েছেন সেক্ষেত্রে কিন্তু আসলে একটু ভয় পাওয়াটা কিন্তু স্বাভাবিক বা সেটা ভয় পাওয়ার থেকে লিখে রাখা।
হুম, হুম। হুম। মানে এখনতো ধরেন মনটা হ্যাঁ? কারণ মনটা তো তখন এমনিতেই একটু বিষাদময়। একজন খুব সিরিয়াস অবস্থা হয়ে গিয়েছিল উনার তো শান টেনশনে থাকলে তো মানুষ একটু আতঙ্ক গ্রস্থ হয়ই, তারপরে যদি আ
হুম, হুম। জি, জি, সেটাই। একদমই তাই। হ্যাঁ, হয় এটা কিন্তু স্বাভাবিক। তো আপনি আসলে কিছুক্ষণ আগে বলছিলেন। যে আপনার কিন্তু আসলে <smacks lips> আ লেখালেখি করার ইচ্ছা আছে বা আপনার কিন্তু আসলে ইচ্ছে যে আপনি একটু আ লেখালেখি করবেন তো সেক্ষেত্রে আপনি মানে যারা আসলে নতুন লিখতে চায়। তাদের জন্য আসলে কী ধরনের আ মোটিভেট করার জন্য আসলে বা কি ধরনের কৌশল তারা অবলম্বন করতে পারে সেটা যদি একটু বলেন?
এই কারণ